সিদ্ধান্তটা ভুল হয়েছে ১ম এ যদি সেই বোধটা চলে আসে তখন আমাকে খুব তাড়াতাড়ি আসলে চেষ্টা করি সেটা সামলে ফেলার। যদি কখনো বুঝতে পারি যে, না সিদ্ধান্তটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমি সবসময় চেষ্টা করি যে, যত আগে তাহলে আমাকে মানে দ যেকোন সিদ্ধান্ত নেওয়ার আগে সাধারণত আমি যেটা বললাম না আমার তো সাধারণত মোটামুটি একটা বোঝা হয়ে থাকে বড় সিদ্ধান্তের ক্ষেত্রে স্পেশালী। যে, আমি জানি যে, সবচেয়ে খারাপ কি হতে পারে। সেই খারাপটা হলে আমি সেখান থেকে কি কিভাবে বের হতে পারব। সেই ধরনের একটা ছোট চিন্তা কিন্তু হয়তো আমার মাথায় আগেই থাকে। তখন আমি সেই হ্যাঁ, ধরেন চাকরির ক্ষেত্রেও যদি ধরেন আমার সিদ্ধান্তটা হয়তো এখন পর্যন্ত আমি সেই খারাপ অবস্থায় পড়ি নাই। যদি ধর ধরলাম আমি এই যে, যখন চাকরি টা চেঞ্জ করলাম, তখন আমি চেঞ্জ করে যে, আমার ওই জায়গাটায় কোনোভাবে মিলাতে পারলাম না নিজেকে। কোনো ভাবেই কাজ হল না। তখন আমি কি করতাম আমি সঙ্গে, সঙ্গে, আবার চাকরি খোঁজা শুরু করে দিতাম। বিভিন্ন রিক্রুটমেন্ট এজেন্সি আছে তাদের কাছে আমার সিভি পাঠিয়ে রাখলাম। আমি কিন্তু সিভি আপডেট করে রেখেছিলাম। বা আমি আমার পুরান অর্গানাইজেশন এ কারণ তাদের সাথে আমি খুবই ভালো সম্পর্ক নিয়ে বের হয়েছি। হুম, সো তাদের সেই সাপোর্ট টাও হয়তো আমার কাছে থাকতো। তা সঙ্গে, সঙ্গে, আমি ঐটাও মাথায় রেখেছিলাম। আমি আমার বসকে বলে রেখেছিলাম। হ্যাঁ, যে, আমার তো ১ম বারের মতো যদি দেখে ভালো না লাগে, উম ৬ মাসের তো একটা probation period থাকে। যদি ভালো না লাগে আমি কিন্তু আপনাকে বলব আবার আমাকে নিয়েন তো উনিও কিন্তু মোটামুটি খোঁজখবর নিত রেগুলার। আমি কিন্তু ওই খোঁজ খবরটা প্যাকেলটা টা ঠিক করে রেখে গিয়েছিলাম। আমার কাছে মনে হয় যে, যদি ভুল হয়ে যায় বা কখনো ভুল টের পাই, যত তাড়াতাড়ি সম্ভব সেই ভুলটা ঠিক করে ফেলাটা উচিত।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। মানে আগে আসলে আ যেটা সমাধানের যে, ব্যাপার টা। একদমই। আচ্ছা, আচ্ছা। একদমই। একদমই ঠিক বললেন। একদমই ঠিক। <chuckles> একদমই, একদমই। একদমই।